হুম, একদম দারুণ বলেছেন যে, কোথায় দাঁড়ি দেবো আবার কোথায় চলতে থাকবো সেটা সীমাটার যদি নির্ধারণ করা নাই যায় সেক্ষেত্রে দেখা যায় যে সম্পর্কগুলোও কিন্তু একটু ভ্যাপসা হয়ে যায়। আর যেটা সত্যি বললেন যে, অফিসিয়াল কাজে যদি কেউ এই ধরনের আ মানে অনৈতিক কাজ করে সেক্ষেত্রে Whistle ব্লোয়ার অবশ্যই হওয়া উচিত। এবং এই যে এই যে Whistle ব্লোয়ার আ না হলে যে, আপনার যে প্রতিষ্ঠান সেটারও কিন্তু একটা ক্ষতি হয়ে যাবে। আম তো একদমই তাই। তো আপনি কি মনে করেন ধরুন যে আপনি যেটা বলছিলেন যে আপনি এ্যা কাউকে দেখেছেন যে আপনার অফিসে কোনো একটা অনৈতিক কাজ করছে। হয়তোবা আপনার মনে হয়েছে যে, "আমি কেনো শুধু, শুধু নিজের ঝামেলায় জড়াতে যাবো?" তো কখনো কি এমন মনে হয়েছে যে, "ব্যাপারটা গোপন রাখি?" তো আপনার মনে হ মানে যদি এরকম মনে হয়েও থাকে তো গোপন রাখাটা আর মিথ্যা বলাটা কি একই জিনিস বলে মনে হয় আপনার কাছে?
আচ্ছা, হুম। হ্যাঁ, নিশ্চয়ই। জ্বি, জ্বি। ক্ষতির মুখে পড়তে পারি। জ্বী, জ্বী। জ্বি, জ্বি।